এ নিশ্চয়ই। এইজন্যেই বাসাতে ছিল আগে।
এবং এইজন্য সে বাসাতে ছিল। এজন্য কি সে কিন্তু আসতে পারেনি। ঠিক না? কিন্তু তারপরও কিন্তু সে কিন্তু আপনার সেবাটা সে পরিপূর্ণভাবে দিয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। এবং আমার সময় অনেকটুকু বেঁচে গিয়েছে।
একদম। এবং এইটাই হচ্ছে গিয়ে virtual reality র আমি মনে করি ভবিষ্যৎ। যে মানুষ আসলে মানুষের জীবনকে সহজ করে ফেলবে। এবং এটাই কিন্তু হওয়া উচিত। আমাদের জীবনে কিন্তু সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি এই এত প্রযুক্তি, এত টেকনোলজি এত কিছু এত সবকিছুর পেছনে কিন্তু একটাই reason একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনকে সহজ করতে পারি। আমরা যেন আমাদের জীবনকে আরেকটু বেশি উপভোগ করতে পারি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ। হ্যাঁ, আর যে এইসব জিনিসে অনেক বেশি সময় চলে যায় সে সময়টা কারোর ছোট করে আনতে পারি।
অবশ্যই এবং আ এই virtual reality কিন্তু একটা সময় যেয়ে হয়তোবা আমাদের আ দৈনন্দিন জীবনে এটা একটা অপরিহার্য একটা অংশ হয়ে দাঁড়াবে। আমার কাছে যা মনে হয়।
জ্বি, জ্বি। উহু। জ্বি, জ্বি। কারণ জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের সময় বাঁচাবে। আমাদের সময় অনেক বেশি ছোট করে লাইক যেসব জিনিস আমরা অন্যান্য কাজে যে লাইক একটা জিনিস ধরেন ওয়ে লাইনে ওয়েট করছি। সো এই জিনিসটাকে আরো ছোট করে আনবে যাতে আমি অন্য কিছুতে সময়টা দিতে পারি এবং আমার জীবনটা actually তেও অনুভব করতে পারি।
অবশ্যই। জ্বি। অবশ্যই। আ অবশ্যই। তো আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। ঠিক আছে? আরে
আহ আপনিও অনেক জ্ঞানী। আমার সাথেও আপনার সাথেও কথা বলে আমি শিখতে পারলাম। শিক্ষার দিক দিয়ে কিভাবে উন্নত করতে পারে virtual reality
না। আর অবশ্যই আপনার সাথে একটু কথা বলে অনেক বেশি ভাল লাগলো। এবং ভবিষ্যতে হয়তোবা আরো কথা হবে অন্য কোন টপিক নিয়ে। ঠিক আছে? এবং ভালো থাকবেন। ঠিক আছে? এবং আ আ টু অবশ্যই ভালো থাকবেন এবং এই virtual reality নিয়ে এবং কতটুকু মানে চেষ্টা করবেন যেন একটু ব্যবহার করা যায়। ঠিক আছে? নিজের জীবনে। ঠিক আছে?
জ্বি, জ্বি। জ্বী, জ্বী। অন্য কেও ওকে। ওকে আপনি ভালো জ্বি, জ্বি। জ্বি, জ্বি, ওকে। ধন্যবাদ।
এবং আ দে হ্যাঁ, হ্যাঁ আপনি যত আপনার পরিবার।